আসলে কি অভ্যেসটা তো একদিনে গড়ে তোলা যায় না। তো এটাতে আসলে ধি দীর্ঘ একটা দিনের দেখা যায় রুটিন এর একটা মানে দরকার পড়ে। হ্যাঁ? তো আমি রুটিনটা আগে ঠিকই আসলে সেট করি যে, আমি এই টাইমে এটা করবো, ওই টাইমে আসলে ঘুম যাবো। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে, আ ফ্যামিলি তে থাকে না? বিভিন্ন ধরনের occasion থাকে। বা নিজের একটা কর্ম ব্যস্ত থাকে বা কাজ যখন বেশি হয়ে যায় তখন কিন্তু ওই যে, একই সময়ে যে, আমি ঘুমাতে যাব। সেটা কিন্তু আর সম্ভবপর হয় না আমার মাধ্যমে। তো এতে করে দেখা যায় ঘুমের একটা ব্যাঘাত ঘটে যায়। তারপরও চেষ্টা করি। পরের দিন মানে আসলে যেটুকু কম ঘুমিয়েছি পরের দিন একটু যেন পুষিয়ে নেয়া যায় বা দিনের বেলায় যদি একটু ঘুমানো যায় এটাই আরকি।
হুম। অ্যা হ্যাঁ। আচ্ছা। <chuckles> হ্যাঁ, পরেরদিন ঘুম আছে। আচ্ছা, আচ্ছা। তো এই যে, অনেকে দেখা যায়, হ্যাঁ, যে, ঘুমের আগে হয়তোবা কোন একটা ভাজাপোড়া কোন কিছু খেলে তখন ঘুমের একটু সমস্যা কিন্তু হয়ে যায়। হ্যাঁ, অনেকেই বলে। ডাক্তাররা এগুলি বলতে শুনেছি আমি। তো মানে আপনার ক্ষেত্রে আপনি আসলে ঘুমের আগে তখন কোন ধরনের খাবারগুলি বেশি খাওয়া বেশি পছন্দ করেন কিংবা কোন খাবারগুলো খাওয়ার চেষ্টা করেন?
হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। আচ্ছা। আমি ঘুমের আগে মূলত কি ওইযে মানে ভাজা পোড়ার যে, বিষয়টা আপনি বললেন হ্যাঁ, ওটা খেলে আমার মধ্যে একটু অ্যাসিডিটি বেশি দেখা দেয়। তো চেষ্টা করি একটু স্বাস্থ্যসম্মত খাবারগুলা রাখার বা যেগুলা একটু কম মশলা যুক্ত খাবার আছে যে, ওই জিনিসগুলা একটু রাখার চেষ্টা করি। যাতে করে ঘুমটাও একটু মানে পেটটা একটু হা লাইট থাকবে। তাছাড়া ঘুমটাও যেন একটু তাড়াতাড়ি আসে আরকি। এটা একটু চেষ্টা করি।
হুম। আচ্চা, আচ্চা। হুম, ঘুমের মানটা তখন ভালো হয়।
উ হুম, হুম। আর ওই যে, চা কফি
তো ভারী খাবার খেলে কি তখন ঘুমে কোন একটা সমস্যা হয়ে যায় নাকি ভারী খাবারের কারণে?
ভারী খাবারের সমস্যা বলতে কি? উম দেখুন যদি আমি ভারী খাবারটা খাই তখন পেটটা কিন্তু খুব ভরা, ভরা থাকে। তো তখন জ সরাসরি ভাবে কিন্তু যে, মানে শুবো শুয়ে যে, ঘুমটা মানে ঘুম দিব ওই বিষয়টা আর হয় না। হ্যাঁ? অস্বস্তিকর লাগে। এপাশে ওপাশে আসলে কোনভাবেই দেখা যায় নড়তে পারি না, চড়তে পারি না। একটা কেমন যেন মানে অদ্ভুত একটা অস্বস্তি লাগে আরকি। এজন্য চেষ্টা করি কম খেতে।
হ্যাঁ। জি, একটু অস্বস্তিকর লাগে তখন। <chuckles> হ্যাঁ, হ্যাঁ।